আচ্ছা, অবশ্যই আরামকে গুরুত্ব তো দিতেই হবে। আমি এমন একটা পোশাক পড়লাম, যেটা আট-ষাট হয়ে রইল, আমার গায়ের সাথে একদম হুম, তখন তো আসলে ওটা পড়ে যে আমি কোথাও বসব বা কোথাও গিয়ে একটু খাবার দাবার খাবো, ওই বিষয়টা কিন্তু অস্বস্তি লাগে আমার কাছে ব্যক্তিগতভাবে আরকি। তো এজন্য চেষ্টা করি একটু ঢিলেঢালা, হালকা যদি ঢিলেঢালা হয়, যেন একটু বসতে আমার অসুবিধা না হয়। পাশাপাশি একটু সুতির কাপড়গুলো একটু পড়ার চেষ্টা করি আরকি। মানে বেশি, বেশি একটা গর্জিয়াস কাপড় আমার পরা হয় না, হ্যাঁ? তারপরও বিয়ে শাদি তো আছেই, জানেনই তো সেখানে আসলে পড়তে হয়।
হুম। আচ্ছা, তাই? হ্যাঁ। হুম। হ্যাঁ, সুন্দর পোশাক পরতে হয়। তো এই যে আপনি বললেন যে, বিয়ে শাদিতে গেলে তখন তো আসলে আ হয়তোবা সবাই যেহেতু এরকম সুন্দর, সুন্দর ভালো, ভালো পোশাক পরে আসে হ্যাঁ? তো এটা সবার কাছে মনে হয় যে, নিজের যাতে একটু এরকম পরিপাটি থাকা চাই, ভালো কোন একটা পোশাক পরা যায়, হ্যাঁ? সবাই কিন্তু এই জিনিসটা চায়। তো আপনার ক্ষেত্রে এই যে, কমফোর্টটাকে আপনি কি বেশি প্রাধান্য দেন, নাকি নিজের স্টাইলটাকে বেশি প্রাধান্য দেন?
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। আমি মূলত ২ টো কেই প্রাধান্য দেই। নিজের স্টাইল কেও প্রাধান্য দেই। কমফোর্ট টাকেও আমি অবশ্যই প্রাধান্য দেওয়ার চেষ্টা করি। কারণ আমি যদি কমফোর্টলি যদি কোন একটা পোশাক পরিধান করতে না পারি, আমার নিজের কাছে একটা ইতস্ততা লাগবে, দেখা যাবে, আমি সেটা পরেও শান্তি পাচ্ছি না হ্যাঁ, পরেও শান্তি পাচ্ছি না, পাশাপাশি আত্মবিশ্বাসটাও কিন্তু আমার মধ্যে থাকবে না। তো আমি রাত্রি তে একটা ড্রেস পড়ে গেলাম হ্যাঁ? ধরুন যে আট-ষাট হয়ে গেলাম। যেটা আসলে পরিবেশের সাথেই মানানসই না, হুম, দেখা গেল, আমি গরমকালে শীতের পোশাক পড়ে গেলাম, শীতের কালে গরমের পোশাক পড়ে গেলাম।
হুম। মানে একটা খারাপ লাগা কাজ করবে পরে। আচ্ছা। না, এটা তো। হুম। হ্যাঁ, <chuckles> হ্যাঁ, না, এটা তো আসলে কোন জায়গাতে আসলে মানায় না। তো এই যে, আপনি বিভিন্ন ধরনের উৎসবের কথা বলছেন কিংবা যে পারিবারিক অনুষ্ঠানে যখন হয়তোবা আপনি যান, হ্যাঁ? তো অনেকের থাকে না যে, যে সবারই কিন্তু একটা প্রিয় কোন একটা পোশাক থাকে, যে জিনিসটা তারা যেকোনো জায়গায় পড়তে তারা একটু কমফোর্টেবল ফিল করে কিংবা আ পোশাকগুলো পড়লে নিজের আত্মবিশ্বাসটাও কিন্তু বেড়েছে, এই ধরনের কিছু পোশাক হয়তোবা সবারই আছে একটা। তো আপনার কি এই ধরনের কোন একটা পছন্দের পোশাক আছে, যেটা হয়তোবা যেকোনো উৎসবে পড়ে যেতে পারেন, কোন কিছু চিন্তা করা লাগে না, চিন্তা না করে একবারে।
সেটা কেমন? হ্যাঁ, তো। হুম, হুম। অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি, জি, জি।